অবশ্যই, অবশ্যই, অবশ্যই, অবশ্যই দেখেন জি দেখেন
হ্যাঁ, মানে মেয়েদের ক্ষেত্রে এটা আমি বেশি দেখেছি। আর সেক্ষেত্রে মানে সম্পর্কে আরকি আ দ্বন্দ্ব তৈরি হয়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যদি স্বাধীনতা পায় সে বউকে মনে হয় আর girlfriend মনে হয় মাথায় করে রাখবে যে এর মতো আসলে হয়ই না। এ আমাকে এত ভালোবাসে। এক্ষেত্রে ভাই ব্যক্তির ক্ষেত্রে আরকি স্বাধীনতার কিন্তু আলাদা।
জি। জি, জি, জি। জি। জি, জি, অবশ্যই। জি, জি, জি। জি, অবশ্যই, অবশ্যই। আ আমার কাছেও এটা এরকমটা মনে হয় যে এটা আসলে ব্যক্তিবিশেষে নির্ভর করছে। যে কিছু মানুষ মনে হয় আ জ স্বাধীনতা পেলে আসলে অনেকখানি অ অনেক, অনেক ধরনের কাজ করতে পারে যেটা একটা সম্পর্কের অবিনত অবনতি ঘটাতে পারে আসলে। আবার কিছু মানুষ আছে তাদের স্বাধীনতাকে তারা খুবই ভালোভাবে কাজ ক কাজে লাগাচ্ছে। যেমন ধরেন, আ হয়তোবা আপনার আ একটু free time প্রয়োজন বা আপনার একটা space প্রয়োজন। সেই space টাতে আসলে আপনি আ নিজের দক্ষতা বা skill বাড়ানোর যে কাজ আছে সেগুলো করছেন। সেটা কিন্তু আসলে আ আপনার যে self development আছে সেই বিষয়টিকে নিশ্চিত করছে। অ্যা অনেকে আছে যে তার একটা সম্পর্কে আছে তো সে সম্পর্কের মধ্যে আসলে স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করে। সে হচ্ছে আ loyalty-র যে বিষয় আছে সেই জায়গাটিকে আসলে সে ক্ষুন্ন করছে বা আ বিশ্বাসের জায়গা যে এতে আছে সেই বিশ্বাসের জায়গাটিকে নষ্ট করছে। তো এইযে বিষয়টা আসছে একেকজনকে তো একেকভাবে তাদের স্বাধীনতাকে আসলে কাজে লাগাচ্ছে। যদি কেউ ভালো ভাবে কাজে লাগায় তাহলে আমার কাছে মনে হয় আ যে বিশ্বাসের যে জায়গা আছে সেটি বৃদ্ধি পাবে এবং আ যদি আসলে কেও বিশ্বাসের জায়গা নষ্ট করে তাহলে আমার স্বাভাবিক ভাবেই মনে হয় যে আ প সম্পর্কের মধ্যে যেই দ্বন্দ্ব আছে সেটি দেখা যাবে এবং কোলাহল দেখা যাবে। এটি শুধু যে আ একটা অবিবাহিত স সম্পর্কের জন্য না, সে সেটা কিন্তু বিবাহিত সম্পর্ক হতে পারে বা যেইকোনো সম্পর্ক হতে পারে। এটা কিন্তু একটা সন্তান আ প সন্তান এবং বাবা-মা মধ্যে সম্পর্ক, ভাই এবং বোন সবার মধ্যে কিন্তু এই সম্পর্কটা আ সম্পর্কটা সব সম্পর্কের মধ্যে কিন্তু এই বি জিনিসটা আসলে গুরুত্বপূর্ণ যে আপনি আসলে আপনার স্বাধীনতাটাকে আসলে কিভাবে কাজে লাগাচ্ছেন। আপনি জি।
জি ভাই। উ হুম। জি। হুম। জি। হুম, হুম। জি ভাই। অ্যা হ্যাঁ। জি। জি ভাই। হু, হু। জি ভাই। হু, হু। জি ভাই। হ্যাঁ, হ্যাঁ। তা তো অবশ্যই। জি ভাই। হুম, হু। অ্যা হ্যাঁ। <smacks lips> জি ভাই। জি ভাই, জি আসলেই। হ্যাঁ। জি। হু, হুম। জি। হ্যাঁ, হ্যাঁ। জি। এ প্রত্যেক সম্পর্কের জন্য ভাই। অ্যা হ্যাঁ। অ্যা জি ভাই। জি, জি, জি, জি। জি। হ্যাঁ, তবে, তবে একটা কথা আমি add করি। ওইযে দেখা যাচ্ছে যে মে, মে ম্যাচে বা হোস্টেলে বিভিন্ন ছেলেকে তার বাবা-মা গুলা চাপের মধ্যে রা রেখে দেয় কিন্তুক। দেখা যাচ্ছে ৫ দ ৫-৬ বছর কিন্তু দেখা যাচ্ছে ও বাহিরের পরিবেশের সাথে মিশতে পারেনি। শুধুমাত্র ওই রুমে ওই ভিতরের বন্ধু-বান্ধব শেষ। কিন্তু যখন বাহিরের জগতে সে চলে এসেছে ইউনিভার্সিটি অথবা আপনার কলেজে গিয়েছে তার মতো মনে হয় নোংরা ছেলে আর দুনিয়াতে মনে হয় নাই ভাই। আমি এরকম দেখেছি। কারণ স্বাধীনতাটা হরণ করাটাও কিন্তু মানুষের জন্য একটা দ্বন্দ্বের কারণ হয়ে যেতে পারে, তাই না?
জি, অবশ্যই, অবশ্যই। জি। জি, জি, অবশ্যই, অবশ্যই। জি, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি। আচ্ছা, আচ্ছা। জি, জি, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। অবশ্যই, দেখেন একটা মানুষকে যখন আপনি তার স্বাধীনতা একটা দীর্ঘ সময়ে হরণ করে রেখেছেন এবং আ তাকে আসলে আ পরাধীন করে রেখেছেন তখন যখন সে আ নিজের freedom-টা পাবে তখন কিন্তু সে সেটা সম্পূর্ণ ব্যবহার করতে চাবে এবং সেই সম্পূর্ণ ব্যবহার কিন্তু অনেক সময় খারাপ দিকে চলে যায় এবং আসলে যে ব্যবহারটা জি, সেই ব্যবহারটা কিন্তু আসলে তার জন্য ক্ষতির কারণ হতে পারে। তো সেক্ষেত্রে আসলে আ সে জিনিসটার বিষয়টা খেয়ালে রাখতে হবে যে আ যেন তার স্বাধীনতা আসলে খুব বেশি হরণ না হয় এবং সে যেন সবসময় আসলে আ ভালো-খারাপটা দিকটা দেখেই যেন অভ্যস্ত হয়। কারণ আপনি যদি তাকে সবসময় আ ভালো দিকটি দেখিয়ে আসলে বড় করেন বা তাকে আসলে ভালো দিকটি দেখিয়ে আপনি আ তাকে রাখতে চান তো তখন সে যখন খারাপ দিকটি দেখবে তখন কিন্তু সে সেখানে আসলে আ নিজেকে জি।
জি। হু, হুম। জি ভাই। অ্যা হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। আসলেই ভাই। হ্যাঁ, ই বেশিরভাগ ক্ষেত্রেই। জি ভাই। হু, হুম। হু, হুম। হরণ না হয়, হ্যাঁ। জি ভাই। <chuckles> জি, জি। অ্যা উহু। জি। জীবনের খাতিরে সবকিছু জ জড়িত হয়ে যাবে, তাই না?

মানে সে আমাকে স্বাধীনতা দিয়েছে, এজন্য আমি যে তার ঘনিষ্ঠতায় চলে যাচ্ছি, হুম? <smacks lips> মানে স্বাধীনতা পাইলে কিন্তু দেখা যাচ্ছে একটা স সম্পর্ক কিন্তু সুন্দরভাবে গড়ে ওঠে। কিন্তু স্বাধীনতা ছাড়াই মানে কৃত্রিম সম্পর্ক <smacks lips> বেশিদিন থাকেও না। এটা আসলে বলেও বোঝানো সম্ভব না, তাই না?
আচ্ছা, আচ্ছা। জি। অবশ্যই, অবশ্যই। জি। অবশ্যই, অবশ্যই। আপনি আসলে ঠিক বলেছেন। আ যেমন ধরেন হচ্ছে আ একটা সম্পর্কের মধ্যে আ স্বাধীনতাকেও গুরুত্ব দিতে হবে তার পাশাপাশি কিন্তু আবার আ সম্পর্কের যেই একটা গভীরতা আছে, সেটাকেও গুরুত্ব দিতে হবে। যেমন ধরেন একটা সম্পর্কে যদি আপনি অনেক বেশি স্বাধীনতা উপভোগ করতে চাচ্ছেন, ধরেন আমি ব্যক্তিগতভাবে বলি জি। আমি হচ্ছে ধরেন আপনি অনেক বেশি স্বাধীনতা আমি আমি ব্যক্তিগতভাবে যদি অনেক বেশি স্বাধীনতা উপভোগ করতে চাই এবং আমার যদি আমার আমার আমার ঐ girlfriend কে যদি আমি সময় না দিই তাহলে কিন্তু সে এটা কোনভাবেই মেনে নিবে না। এটা যদি আসলে মানার কথাও না। তো সেক্ষেত্রে আসলে আপনার বুঝতে হবে যে আপনার আপনার আসলে কতটুকু স্বাধীনতা নেওয়া উচিত এবং আ কতটুকু আসলে তাকে সময় দেওয়া উচিত। তো এইভাবে আসলে আ গভীরতা সম্পর্কের গভীরতা এবং যে আ স্বাধীনতা এই ২ টা জিনিসের মধ্যে আসলে সামঞ্জস্য আসলে তৈরি করা যায়। সামঞ্জস্য তৈরি করার মাধ্যমে আপনার সম্পর্কটা আসলে যতটুকু না আন্তরিক আছে তার চেয়ে অনেক বেশি আন্তরিক হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আ তবে আমি আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আ আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে স্বাধীনতা না পেলে আ সম্পর্কটা চাপের মধ্যে চলে যায়? আ যদি এরকমটা হয় তাহলে আসলে আপনার অভিজ্ঞতা কেমন ছিল?
আ জি। হুম। জি। জি ভাই। <chuckles> জি। তা তো অবশ্যই। হ্যাঁ তাহলে তো হ্যাঁ। জি। জি ভাই। <chuckles> জি ভাই। হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ। জি ভাই। হু, হু। তৈরি হয়ে যায়, হ্যাঁ। হুম। জি। হ্যাঁ, তা তো অবশ্যই। জি ভাই। হু, হু। হ্যা <chuckles> আসলে দেখুন ভাই অ্যা যে আমরা তো আর অ্যা বাহিরে যাচ্ছি এর মানে এই না যে খারাপ কিছু করতেছি বা অন্যজনের সাথে কথা বলতেছি। <smacks lips> দেখা যাচ্ছে যে আমি আমার ছোটবেলা থেকে আমার বন্ধুদের সাথে মিশেছি, ঘুরেছি। এইযে একটা অভ্যাস, হ্যাঁ? দেখা যাচ্ছে যে আমরা পড়াশুনো শেষে একটু এক জায়গায় হই অথবা চাকরির অ্যা ক্লান্তিভাব দূর করার জন্য এক জায়গায় হই। সেটাও যদি আমার কাছে যদি অ্যা মানে না পাই, হ্যাঁ? সে যদি মনে করে, "এইটাই আমি বাহিরে ঘুরতেছি, খারাপ হচ্ছি" অ্যা তাহলে এইযে আমার স্বাধীনতা তো হরণ করতেছে, আবার বিভিন্ন কটুক্তিও আমাকে করতেছে। হুম? সেক্ষেত্রে ভাই আমি তো আপনাকে ১ম এই বলেছিলাম যে, "আমার একটা girlfriend ছিল। আমাকে প্রচুর চাপ create করেছিল।" আমি দিন দিন ঠিক করে তাকে ডাক দিয়েছি। দি সময় করে, সেদিন আমি তাকে পু পুন আ মানে সময় দিয়ে তার স্বাধীনতা মেনে তাকে আমি delete করে দিয়েছি ভাই। কারণ দেখা যাচ্ছে যে একটা মানুষ জীবনে entry হওয়ার আগেই যদি এত চাপ create করে, হ্যাঁ? দ্য শোনেন, একটা বিষয় কি? সে আমাকে যে select করেছে, আমরা যে একটা ভালোবাসার সম্পর্কে আছি, সে তো না বুঝে তো relation করেনি। অবশ্যই আমি ভালো, এজন্য সে আমাকে অ্যা select করেছে। কিন্তু তারপরও যদি সে তার মনের মতো করে নিতে চায়, আমি তো কখনো আমি তাকে force করিনি যে, "তুমি এ আমাকে কেন এসব কথা বলো?" ভাই এ সে তার পরিবারকে সময় দিচ্ছে। স আমি কল দিলে হয়তোবা সে ব্যস্ত আছে। আমি কিচ্ছু বলি না। কিন্তু আমার ক্ষেত্রে যদি এরকম হয়, তা আমি সেক্ষেত্রে দেখতে আমি ওই সম্পর্ক একদম close করে দিয়েছি। ভাই এখন একটা নতুন সম্পর্কে আছি, খুব ভালোই আছি। তো আপনার কিরকম এরকম অভিজ্ঞতা আছে ভাই?
হুম। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। জি। আচ্ছা। জি, জি। খুবই ভালো একটা অভ্যাস। জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। জি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা, আচ্ছা। অ্যা হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা, আচ্ছা। জি। জি, অবশ্যই, অবশ্যই। জি অবশ্যই। জি। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা।

আচ্ছা, আচ্ছা। আচ্ছা তবে আপনা আপ আমি আপনার সাথে কথা বলে যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে আপনি একজন স্বাধীনচেতা মানুষ এবং আপনার কাছে সম্পর্কের চেয়ে স্বাধীনতাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং আ আপনি নিজের স্বাধীনতাকে আসলে সম্পর্কের চেয়ে বেশি আ গুরুত্ব দিচ্ছেন। তবে আমার কাছে আসলে আ স্বাধীনতা গুরুত্বপূর্ণ এবং সম্পর্ক, ২টাই আসলে একইভাবেই গুরুত্বপূর্ণ। তবে আ আমি আসলে যখন দেখা যায় যে আমার স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করছে, তখন কিন্তু আমি তাকে বোঝাই যে আসলে আমার এতটুকু স্বাধীনতা দরকার বা আমার এতটুকু পার্সোনাল স্পেস প্রয়োজন। তো তারপর যদি সে না বুঝে, হয়তোবা আমি তার সাথে একটুকু যোগাযোগটা একটু কম করি। বাট সম্পর্ক ছিন্ন করার বিষয়টা আছে, সেটা আমি করি না। আ আস্তে, আস্তে আসলে আমি আ যে যে বোঝানোর চেষ্টা করি যে আমার কাছে আ সম্পর্কের চেয়ে স্বাধীনতাটা একটু তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আ আমার মনে হয় যে সামনের মানুষটা তখন বুঝে। এবং বোঝার মাধ্যমে কিন্তু সে আসলে আ তার লিমিটটা বুঝে যায় যে আসলে তার আসলে এতটুকু স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করাটা উচিত হয়নি। তবে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আ যখন কেউ বেশি স্বাধীনতা চায় আর অপরজন একটু বেশি ঘনিষ্ঠতা চান, তখন সে অবস্থায় কীভাবে সামঞ্জস্য করা যায় আপনার মনে হয়?
জি, ভাই। হুম, হু। উম হুম। জি। জি। জি। হুম। হু। হ্যাঁ। জি, জি, জি। হুম। জি। উ হু, হুম। জি। হুম, হুম। হ্যাঁ। উ জি। হুম, হুম। জি, জি। হু, হু, হু। জি। জি, ভাই। হু, হু। হুম, হু। হ্যাঁ, আসলে ব্যাপারটা খুব অ্যা কঠিন হয়ে যায় যে আসলে কেউ স্বাধীনতা চাইলে আর কেউ ঘনিষ্ঠতা চাইলে। দেখুন, অ্যা যখন আমি অ্যা মানে যেটা আমার গার্লফ্রেন্ড ব্রেক আপ করেছি আরকি। হ্যাঁ? পরবর্তী একটা গার্লফ্রেন্ড আমি অ্যা নতুন করে হয়েছে। হ্যাঁ? কালেক্ট করেছি। তো এটা আমার খুব ভালো গার্লফ্রেন্ড। তো এ এ কিন্তু আমাকে পুরা স্বাধীনতা দিয়েছে। হুম? <smacks lips> যে যখন তুমি ঘুরতে মন চায় ঘুরবা। বন্ধুদের সাথে ঘুরতে মন চায়, ঘুরো। কথা বলতে মন চায়, কথা বলো। এই যে কিন্তু সে চাচ্ছে যে আমি তার সাথে কাছাকাছি বেশি থাকি। হ্যাঁ? তারপরে অ্যা সে যখন আমাকে ছেড়ে দিল, তখন আর আমার বাহিরের জগৎ তেমন একটা ভালো লাগে না। বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়েই আমি তাকে কল দেই।
জি। জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা খুবই ভালো। <chuckles> আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা। জি। আচ্ছা, আচ্ছা।

Hello, জি কেমন আছেন?
Hello, শুভ অপরাহ্ণ।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
আচ্ছা, জি, আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এবং আ আজকে একটু মন খারাপ। আ তবে মন খারাপের কারণটা পরে বলব। আপনার কি অবস্থা বলেন?
জি। <chuckles> জি ভাই, কেন? উহু। হ্যাঁ, আমার অবস্থা মোটামুটি ভালো। সকালে একটু বৃষ্টি ছিল, দুপুরের দিকেও একটু বৃষ্টি হয়েছে। এখন উম একটু রোদ উঠেছে, আবার ওই সেই গরমে ফিরে যাচ্ছি। হ্যাঁ, <chuckles> সব মিলে একটু নাজেহাল অবস্থায় আছি আরকি।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি। জি, তো সব মিলিয়ে একটু অবস্থা একটু মানে ভালো-খারাপ মিলানো। তো আমার আসলে হ্যাঁ, আমারও আসলে এমনই বলতে হয় যে ভালো-খারাপ মিলানো। কারণ দেখেন, অ্যা আজকে weather টা আমার এখানে বৃষ্টি পড়ছে এবং আ weather একটু ভালো। ইচ্ছা করছে বাহিরে যেতে। But এই যে ভাই একটা সম্পর্কের মধ্যে স্বাধীনতার বিষয় থাকে না? সেই বিষয়টা আসলে আমার সম্পর্কের মধ্যে নেই। যেমন ধরেন আমার যে প্রিয় মানুষটি আছে তার কাছে আসলে আমার permission নিতে হয় জালনি আ বাইরে যাব কিনা? বা কিছু করব কিনা? তো এই যে বিষয়টা আজকে এটা আসলে আমাকে আ খুব বেশি রাগান্বিত করে রেখেছে এবং এই যে স্বাধীনতা হরণের বিষয়টি আছে, এটি আমি আর নিতে পারছি না। আ তবে আপনার কাছে কি মনে হয় যে একটা সম্পর্কের কি স্বাধীনতা আ থাকাটা কতটুকু প্রয়োজন?
উহু। অ্যা হ্যাঁ। জি ভাই। হু, হু। জি, ভাই। হুম, হুম। আচ্ছা। উম হ্যাঁ, তা তো অবশ্যই। কেমন? হু, হু। হ্যাঁ। জি। হ্যাঁ। জি। হ্যাঁ। জি। জি।